হ্যাঁ। তো দেখা যায় যে আমার খাবারটা কিন্তু খুব ভালো হয় এবং সবার, সবাই আমরা নিরাপদ থাকি যে খাবারটা আমি নিজে হাতে বানিয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে একদম তৈরি করেছি খাবারটা, অ্যা ঘরেই তৈরি করেছি। এক্ষেত্রে সবাই কিন্তু নির্ভয়ে এই জিনিসটা আমরা আ গ্রহণ করতে পারি বা খেতে পারি, এটাতে কোন ভয় থাকে না। তো এই ধরনের অনেক খাবরি কিন্তু আমি বাসায় চেষ্টা করি বা রান্না করি। অ্যা দেখা যায় যে সবাই বলে যে বাইরের চেয়ে খুব সুন্দর হয়েছে বা ভালো লেগেছে। এটা কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়, কোন ভয় থাকে না। যে আমি হয়তো আ ভয় খাচ্ছি না বা বাইরে হয়তো আ খেলে এটা কি হতে পারে না হতে পারে। তো দেখা যায় যে ভালো ধরণের তেল মশলা দিয়ে সুন্দর করে আমি অ্যা খাবারটার তৈরি করেছি। তো এই ধরনের কিন্তু আমরা সবাই মাঝে, মাঝে রান্না করতে পারি। অ্যা করে কিন্তু সবাই খেতে পারি। হ্যাঁ।
হুম, হুম। জী। হুম, হুম। অবশ্যই। জি, জি। জী। হুম, হুম। জী। অবশ্যই আসলে আমরা দেখা যায় আ কমবেশি আমরা যারা আছি বাসায় সবাই কিন্তু কমবেশি যে যার বাসায় ট্রাই করি। সেটা স্যুপ থেকে শুরু করে পিজ্জা, পাস্তা হোক কিংবা হালিম হোক কিংবা ফালুদা হোক, বিরিয়ানি হো আমরা কিন্তু সবাই আসলে চেষ্টা করি যে আমাদের যে ঘ ঘরের মানুষ আছে তাদেরকে হচ্ছে গিয়ে আমরা ভালোটা খাওয়াবো, ফ্রেশটা খাওয়াবো। কিংবা তাদের সু আ সুস্বাস্থ্যের দিকটাও আমরা হচ্ছে খেয়াল রাখ
হ্যাঁ। অ্যা হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অ্যা হ্যাঁ। চেষ্টা করি। আর হ্যাঁ। হুম। অ্যা অ্যা হ্যাঁ, নিশ্চয়ই। দেখা যায় যে এখন যে জিনিসটা আমরা পারি না সেটা কিন্তু আমরা ফোনের সাহায্য নিতে পারি। YouTube এ গেলে কিন্তু সার্চ দিলে সুন্দর, সুন্দর রান্নার অ্যা পদগুলো বের হয়। তখন কিন্তু আমরা সেটা থেকেও হেল্প নিয়ে কিন্তু বাসায় রান্না করতে পারি সুন্দর করে। যেটা আমাদের হয়তো কোন সমস্যাই হবে না। সুন্দর করে দেখে আমি সেই জিনিসটা বাসায় ট্রাই করলাম। তাহলে একটা আমি নিরাপদ খাবার পেলাম। তো আপু আপনার সাথে সুন্দর একটা টপিকস নিয়ে কথা বললাম। অনেক কিছু শেয়ার করতে পারলাম। খুব ভালো লাগলো। পরবর্তীতে আবার হয়তো কখনো আপনার সাথে সংযুক্ত হব। হ্যাঁ।
জী, জী। অবশ্যই। হুম। অব উম জী। আপনার সাথে আড্ডা দিয়ে আমারও খুব ভাল লাগলো আপু। আসলে অনেক কিছু জানতে পারলাম। আশা করি কোনো একটা পরিবর্তীতে আবার আপনার সাথে কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।
অ্যা হ্যাঁ। হ্যাঁ ভালো থাকবেন। ধন্যবাদ বিনয়।